আচ্ছা, আচ্ছা।
শাড়ি যেমন ধরেন আমি শাড়ি পড়ি। হ্যাঁ? তো এই শাড়ি না সালোয়ার কামিজ এটার ক্ষেত্রে আমি নিজে ডিসিশন নেই। কিন্তু এবার আসতে হবে যে কোন শাড়িটা পরবো, কোনটা মানাবে। আচ্ছা এটার সাথে কি ম্যাচিং এই অর্নামেন্টস মানাবে? এইটা আমার খুব মনে হয় যে পরিবারের যে সদস্যরা পরামর্শ নেই এবং সব শেষে কেমন দেখাচ্ছে? জিজ্ঞেস করি খালি। একেক বোনের কাছে। মা বলো কেমন দেখাচ্ছে, ভাবি বললো কেমন দেখাচ্ছে, হাসব্যান্ড বল কেমন দেখাচ্ছে।
কি পড়বেন? ও আচ্ছা। কারোর কাছ থেকে পরামর্শ নেয়ার জন্য। <clicks tongue> <laughs> জি, জি। জি। হুম, হুম। অর্থাৎ সবার মতামত নিয়ে তারপরে আপনি একটা ফিক্সড করে ফেললেন যে আপনি কি পড়বেন, তাই না?
হ্যাঁ, রেডি তো হওয়া হয়েইগেছে। তবুও শুনলে ভালো লাগে। কেমন দেখাচ্ছে বলো। নিজের সন্তুষ্টি আসলে মনের ব্যাপার।
জি। তো এ যদি এমন হয় যে আপনি আসলে একটা সাজগোজ করলেন, তো অধিকাংশরা বলতেছে যে "না এটা তোমার মানাচ্ছে না বা তোমাকে ভালো লাগতেছে না।" তখন কি আসলে যে এত কষ্ট করে যে সাজোগোজো হইল তো সেইটা কি বহাল থাকে নাকি আবার নতুন করে নষ্ট করে ফেলেন?
হুম। হুম, হুম। না মনে করেন সময় নেই, বহালি আছে। তো মনটা খুব খারাপ হয়। আমার খুব প্রভাব এইট এইটাই যে প্রভাব রাখে এই ক্ষেত্রে প্রভাব রাখে। পোশাক পছন্দের না হলেও আ সাজগোজের ক্ষেত্রে এই এই এ ঘটনা তো আছে তখন আমি এ বিশ্ববিদ্যালয়ে পড়ি। তো আমরা ফ্রেন্ড বসে আছি, গল্প করছি।
জি, জি। আচ্ছা, আচ্ছা তাই নাকি?
তো একজন বলে কি আমার এক বন্ধু যে "তোমাকে না আজকে অন্যরকম লাগছে।" তো আমি বলছি "ভালো না" হ্যাঁ অন্যরকম বলছে। তো আমি বলছি যে "ভালো না খারাপ?" বলে "খারাপ।" আমি, আমি বলছি "এটা তুমি বললে, তুমি আমাকে খারাপ দেখাচ্ছে। এটা তুমি এখন বললে? আমি সেই সকাল থেকে আছি। তখন বলবা না তাহলে হয়তো রুমে গিয়ে আবার ম্যা ঠিক মতো করে আসতাম যে ভালো দেখায় কিভাবে?" এইরকম।
<chuckles> অন্যরকম মানে আচ্ছা, আচ্ছা। <chuckles> হঠাৎ করে খারাপ বলে ফেলছে, না? অর্থাৎ আগে থেকে বললে, হয়তোবা আপনি নতুন করে সাজো গোজো একটা ব্যাপার ছিল। তাই না? যেহেতু হুট করে বলে ফেলছে এবং কলেজে যাওয়ার পরে। তো তখন ওই বলার পর থেকে বাকিটা সময় কি আসলে আপনার মনটা খারাপই ছিল? নাকি আপনি আবার
<tsk> ক্ষতি করে যেতাম সেটাই। না, না। মন প্রথম চান্সে খারাপ হয়। আমার মন খারাপ, রাগ কোন কিছুই বেশিক্ষণ থাকে না। <chuckles>
ও আচ্ছা, এটা তো ভালো, ভালো, খুবই ভালো গুণ। <chuckles>
কোন কিছুই বেশিক্ষণ থাকে না।
তো